হুম, একদম ঠিকই বলেছেন। আসলে কাজের ক্ষেত্রেও আ বৈষম্যের যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু আ সর্বক্ষেত্রে আসলে দেখা যায়। এবং আমাদের দেশে সবচাইতে আসলে একটি ব্যাপার আমার ভীষণভাবে আসলে খারাপ লাগে সেটা হচ্ছে যেমন আমি একজন যোগ্য ব্যক্তি। আমি অনার্স শেষ করেছি এবং সেখানে কিন্তু একজন ইন্টার পাশ করছে আ সেও কিন্তু প্রাইমারি স্কুলে অনেক সময় আমি দেখেছি বা শুনেছি যে আসলে এই যে ঘুষ দেওয়ার যে ব্যাপারগুলো যে আসলে টাকা থাকলেই সে ভালো একটি জায়গায় চলে যাচ্ছে বা টাকা থাকলেই সে সরকারি চাকরিজীবী হচ্ছে। এই যে আসলে দিকগুলো সেটা কিন্তু আসলে ভীষণভাবে কিন্তু অ্যা যারা আসলে পড়াশোনা করছে বা যারা আসলে সাধারণ দেশের নাগরিক তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ব্যথিত হিসেবে একটি দিক হিসেবে চলেই আসে। কারণ দেখুন যে আসলে তারা কিন্তু আসলে অযোগ্য হয়েও কিন্তু সেই সুযোগগুলা পাচ্ছে টাকার কারণে। আমার কাছে মনে হয় যে আসলে কাজের ক্ষেত্রে বা বিভিন্ন দিক থেকে কিন্তু আসলে আমরা কিন্তু সুযোগ পেলেও সেটা কিন্তু শেষমেশ কিন্তু আ যাদের আসলে আ যারা অনৈতিক কার্যক্রমে বেশি আসলে স্বাচ্ছ স্বাচ্ছন্দ্য বোদ পছন্দ করছে তারাই কিন্তু আ সেই সুযোগগুলোই কিন্তু বেশি পাচ্ছে। আমরা সুযোগ পাচ্ছি কিন্তু সেই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে আ আমাদেরকে আ লাগাতে দিচ্ছে না। এবং এক্ষেত্রে মনে হয় যে আসলে এই দিক থেকে আমার কাছে মনে হয় যে ভীষণ পার্থক্যর যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে দেখা যায়। তবে অনেক সময় কি হয় যে আসলে আমরা দেখুন যে অনেক সময় কিন্তু ভালো, ভালো জায়গায় আ সুযোগ পাই এবং সেই সুযোগগুলোকে আসলে আমরা কাজে লাগানোরও চেষ্টা করি। এই ব্যাপারগুলো আমার কাছে আসলে ভালো লাগে এবং আপনি আসলে ব্যাপারটিকে আসলে কি মনে করেন?
জি। হুম। জি। হু। জি। হু। জি। হু। জি। হু। জি। হুম। জি। হু। জি। হু। হ্যাঁ। জি। হু। জি। হ্যাঁ। জি। হু। জি। হু। জি। হু। জি। হু। জি। হু। জি। হু। জি। হু। জি। হ্যাঁ। জি। হু।